আচ্ছা, আমার আসলে অনেকদিনই হচ্ছে একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত আসলে। অ্যা সবসময় ঘুরে ফিরে আসলে মাথায় এই চিন্তাটা চলেই আসে। দেখা যায় যে, আমার অন্যরকম ব্যস্ততার কারণে, আসলে আমার যে শখের আ যে গন্তব্য। মানে যেটা আসলে আমি ফাইনালি একটা জিনিস acheive করতে চাই। সেটাতে এ কোনভাবেই আসলে effort দিতে পারছি না।
আচ্ছা। বুঝতে পারছি।
তো আমার কাছে খুব হতাশ লাগে। যে আমার এই ডেইলি লাইফের যে ব্যস্ততা, এটার মধ্যে কি আসলে আমার শখের গন্তব্যে পৌঁছানোই কি কোনভাবে আসলে হারিয়ে যাবে? মানে স্বপ্ন কি আসলে শুধু স্বপ্নই থেকে যাবে? এই ব্যাপারটা শুধু সবসময় আসলে আমাকে খুব ভাবায় এবং জিনিসটা না ইদানিং বারবারই আসলে আমার মনে পড়ে এবং খুব খারাপ লাগে আসলে। কীভাবে যে আমি আমার স্বপ্নও পূরণ করতে পারবো ডেইলি লাইফের পাশাপাশি? কিছুই আসলে না মাথায়ই আসে না। তো ভাবলাম দেখি আপনার সাথে যদি একটু কথা বলে কোন ধরনের আপনি সাজেশন আমাকে দিতে পারেন, তো খুব ভালো লাগতো।
আচ্ছা। হুম। আচ্ছা। অবশ্যই। আহ আপনি যেভাবে করে নিজের কথাগুলো বললেন, তাতে মনে হচ্ছে যে আপনার যে প্রফেশনাল আ পারপাস এর কারণে অনেক সময় হচ্ছে আ আপনার শখের জিনিসগুলো হয়তো আপনি পূরণ করতে পারছেন না। সেই বিষয়টা নিয়ে আপনার একটু বেশ মন খারাপ বা একটু মাঝে, মাঝে হয়তো হতাশও লাগছে। যে পেশাগত পরিচয়ের ভিড়ে হয়তো আপনার সেই শখের বিষয়টা হারিয়ে যাচ্ছে। তো আহ, এটা এরকম আসলে ব্যস্ততার কারণে অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে থাকে। তো আপনি যদি একটু স্পেসিফিক ভাবে বলতেন, যে আপনার আসলে কোন এমন শখের জিনিস ছিল? বা কোনটা আপনার মনের আশা ছিল যে আপনি করবেন কিন্তু পরবর্তীতে আপনি আসলে করতে পারেননি? আপনি যদি একটু স্পেসিফিক ভাবে বলতেন আমার আসলে বুঝতে সুবিধা হত যে আসলে কি নিয়ে কথা বলতে চাচ্ছেন।
রাইট। হুম। হুম। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। আসলে আপনি কিন্তু একদম ঠিকই ধরেছেন। যে প্রফেশনাল লাইপ আমি আসলে এখন একটা জব করি। তো দেখা যায় যে জবের কারণে না আমার সেই সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত খুব, খুব আসলে ব্যস্ত থাকতে হয়। তা আমার আসলে ফ্রি টাইম বলতে গেলে দেখা যায় যে শুধুমাত্র এই যে উইকেন্ড এই। তো উইকেন্ডে যেটা হয় উম আমি যে সারা সপ্তাহ কাজ করি প্রচন্ড। তো এই কারণে না একদম বডি ক্লান্ত থাকে। যে কারণে আসলে উইকেন্ডেও এসে মনে হয় যেন একটু রেস্টই নেই বা ঘুমাই। তে এভাবেই আসলে সময়গুলো আসলে পার হয়ে যায়।
আচ্ছা। বুঝতে পারছি।
তো আমার শখটা হচ্ছে যে, আমার নিজের একটা আসলে উম এ বিজনেস থাকবে। আমি যদি বলি স্পেসিফিক ভাবে যে, আমার নিজের একটা আসলে IT বিজনেস থাকবে। যেটা আসলে আমার ফাইনাল গোল। আমি চাইনি যে, আসলে এরকম জব-টব কিছু করব। তো, আমার আসলে অন্যান্য জিনিস না যে, সারভাইভ করতে গেলে বা ধরেন আমার এক্সপেন্সও আসলে এতই বেশি। উম তো বিজনেস তো সাডেনলি দিয়ে আপনার ঐভাবে তো আসলে টাকা আসবে না, তাই না? ১ম এ তো, তখন তো, আমি আসলে হিমশিম খাবো আমার অন্যান্য এক্সপেন্স গুলো আসলে বেয়ার করার জন্য। এই কারণে না, আমি আসলে ভেবেছিলাম পড়াশোনার পর যে, ঠিক আছে তাহলে আমি এখন জবেই এন্ট্রি করে ফেলি, তাহলে আমার একটা স্টেবল ইনকাম আসবে। কিন্তু ঐ যে, আমার জব এ এন্ট্রি করার পর থেকে দেখছি যে, জীবনটা না এত্ত বেশি আসলে বিজি হয়ে গেল। মানে কখন যে, আমি একটু আমার নিজের বিজনেসটা বিল্ড করার পেছনে যে সময় দেব, এই সময়টাই আমি পাচ্ছি না। তো অ অধিকাংশ সময়ই দেখা যায়, যখন আমি আসলে একা চুপ হয়ে থাকি বা ধরেন weekend এও যখন রেস্ট নেওয়ার ফাঁকে একটু চোখ খুলি, মোবাইলটা হাতে নেই। তখনই আমার ঐ কথাগুলো মনে পড়ে যে, সময় তো চলেই যাচ্ছে। আর আমার স্বপ্ন, স্বপ্নই রয়ে যাচ্ছে। তো খুব খারাপ লাগে আসলে এগুলো ভাবলে। তো কি করা যেতে পারে? আমাকে একটু কাইন্ডলি কোন ধারণা দেয়া যায়?
দারুন। আচ্ছা। অবশ্যই। হুম। বুঝতে পারছি। আসলে আপনি যেটা বললেন যে আ আপনার সবসময় ইচ্ছা ছিলো যে একটা ব্যবসা করবেন। একটা বিজনেস থাকবে আপনার নিজের। আ এবং আম সেটার দিকে সবসময় আপনার আ প্রথম থেকেই আগ্রহটা ছিলো। আসলে আ এটা কিন্তু দারুণ ব্যাপার যে আপনি নিজে একটা নিজের আ কিছু করতে চেয়েছেন এবং আ সেই উদ্দেশ্যে হয়তো আপনি আগাতেও চাচ্ছেন কিন্তু আ ম পারিপার্শ্বিক বিভিন্ন কারণে হয়তো একটু কষ্টকর হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এইক্ষেত্রে আপনি কিন্তু আ আপনার যে এক্সপার্ট এরিয়া আপনি আমাকে যোদি এটা আগে বলতেন যে আপনি আসলে মূলত কোন বিষয়ে এক্সপার্ট বা এখন আপনি যেটা করছেন সেটায় আপনি কি বিষয়ে আপনার দক্ষতাটা কোন বিষয়ে আছে?
জ্বী। উম-হুম। আচ্ছা আমার এ দক্ষতা বলতে আসলে আমি যে সফটওয়্যার বিজনেস আম দিতে চাচ্ছিলাম। মানে আইটি রিলেটেড বেসিকলি এবং আমার দক্ষতাই আসলে এটার উপর। এবং আমি জবটাও করি এই একই টাইপেরই জব। অ্যা যে কারণে আসলে জবটাও মনে করেন আমার বেশ শখের। আ জবটাও খুব ভালো লাগে। কিন্তু ব্যস্ততায় আসলে সবকিছু মনে হচ্ছে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এতো বেশি কাজ। আবার অফিসেও দেখা যায় যে যখন যাই, নিজের কাজের পাশাপাশি মানে এটা আমার ভালো লাগার ব্যাপার তো। তো দেখা যায় অনেক কলিগ রাও কিন্তু আ আমাকে বলে যে, আসলে উম "ভাই আমাকে কি এটা আসলে করে দেয়া যাবে?" তো আমার তো আসলে ভালো লাগে যে কারণ দেখা যায় ওদেরকেও আমি না বলতে পারি না। তো অনেক সময় দেখা যায় যে ওভারলোড হয়ে যায়। অ তাদের টাস্ক গুলো আসলে আমার করতে হয়। আ এবং আমি আসলে সাদরেই করি। আমার নিজের কাজ আছে। ওই অ ওদের কাজও করা হয়। এজন্য দেখা যায় যে, খুব ওভারলোড হয়ে যায়। তো আমি না উ পরে যখন বুঝতে পারলাম যে এভাবে আসলে আমি কোনো ফ্রি টাইম পাচ্ছি না। দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি একটা কাজের মধ্যেই থাকছি। তো এখন না তারা আমাকে যে জিনিসটা ভাবে যে অ "আচ্ছা ওনাকে দিলেই তো হয়ে যায়। তো উনি তো করেই ফেলবে।" তা এখন ওনারা আমার কাছে শুনে না। ডাইরেক্টলি আমাকে কাজ দিয়ে দেয়। তা, এখন যে আমি তাদেরকে না বলবো যে আমার একটু ফ্রি টাইম গুলো বেরও করবো। করে হয়তোবা আমি আ আমার কোন প্ল্যানিং নিয়ে ভাববো বা অন্য কোন কাজ করবো। সেটাও না আর হয় না। তো সব মিলিয়ে মহা একটা মুসিবতের মধ্যেই আসলে আমি পড়েছি।
জ্বী। আচ্ছা। হুম, হুম, হুম বুঝতে পারছি। আচ্ছা। জ্বী। ওহো! হুম, হুম। হুম, বুঝতে পারছি। আসলেই, ব্যাপারটা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে। একে তো নিজের কাজগুলো করতে হচ্ছে। তারপর আবার অন্যরা আপনার উপর তাদের কাজগুলো চাপিয়ে দিচ্ছে। ব্যাপারটা আসলেই একটু কষ্টকরই হয়ে যাচ্ছে আপনার জন্য। তো আপনি যে IT বিজনেস করার কথাটা ভাবছেন, আপনি যেহেতু এই আ সেক্টরে আসলে আপনার অভিজ্ঞতা আছে। আপনার আ আপনি জানেন যে, অনেক কিছুই হয়তো জানেন যে কিভাবে করতে হয় বা কিভাবে আগাতে হয়। আইটির তো আসলে বিভিন্ন আ সেক্টর আছে। মানে অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সিআরএম আ সিআরএম এর কাজগুলো আছে। আ আ ওয়েব ডেভেলপমেন্ট এর মধ্যে আবার বিভিন্ন ব্যাপার আছে। ফুল স্ট্যাক আছে, আ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, মানে অনেক ধরনের ব্যাপারগুলো আসলে থাকে। তো আপনি আ আম যে, যে ব্যাপারগুলোতে আপনার নিজের expertise আছে। সাথে, সাথে আপনার আশেপাশে যারা আপনার কলিগ'স রা আছে তাদের মধ্যেও হয়তো এমন কেউ থাকতে পারে। আ যাদেরও আসলে বিজনেস করার ইচ্ছা কিন্তু তারা হয়তো পার্টনার এর অভাবে বা আ ওই সাহসটা করতে পারছে না যে একা, একা কিভাবে করবে। এইরকম কিছু মানুষকে কিন্তু আপনি একসাথে আ মানে ইন্সপায়ার করতে পারেন। বলতে পারেন যে, "আমরা তো এই, এই সেক্টরে একেকজন, একেকটা সেক্টরে আমাদের expertise আছে। তাহলে আমরা combinedly কিন্তু নিজেরা একটা কিছু করতে পারি।" এভাবে কিন্তু ছোট করে প্রথমে শুরু করতে পারেন। আ কিছু আ ক্লায়েন্টস হয়তো আপনাদেরকে ওই সময়টা মেনেজ করতে হবে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার আম আ আপনি ই ইউস করে ক্লায়েন্ট আম আরকি নিজের ফার্মের দিকে নিয়ে আসতে পারেন।
জি। হুম। রাইট। হু, হু। জি।
কিছু ক্লায়েন্ট ওখান থেকে acquire করতে পারেন এবং আস্তে, আস্তে দেখা যাবে যে যদি আ ক্লায়েন্টের মাত্রাটাও আস্তে, আস্তে বাড়তে থাকে। আপনার recurring clients হ হয় যদি বেশি হতে থাকে, তখন কিন্তু আস্তে, আস্তে চাকরিটা ছেড়ে ফুল টাইম ব্যবসার মধ্যে নিয়োজিত হয়ে যেতে পারেন। এভাবে কিন্তু করা যেতে পারে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ, এভাবে আপনার আশেপাশে এরকম লোক আছে। মানে যারা সেইম ইন্টারেস্ট র রাখে আপনার মতো। তাদেরকে নিয়ে কিন্তু আপনি এটা করে দেখতে পারেন। আপনি কি এভাবে ভেবে দেখেছেন আগে?
জি। জি। হুম, বেশ দারুণ কিন্তু আইডিয়া দিয়েছেন। আ আমার কাছে এ মনে হয় যে, এমনটা আসলে আমি আগে কখনো ভাবিনি। তবে এই এই জিনিসটা কিন্তু আসলে বেশ ভালোই হবে। উম তো আ একটা জিনিস আসলে আমি কনফিউজড, ম মানে যদি আসলে যেহেতু আমি অলরেডি একটা জব করছি, একটা ফার্ম এ, আ এখানে কি, আসলে তাহলে তাদের সাথে কিভাবে কথা বলতে হবে? মানে এই জিনিসটা কি, আম আমার অফিস টাইম এর বাইরে বলতে হবে? মানে যদি আসলে অফিসেই বলি, অ অফিসের অন্যান্য যে এমপ্লয়ি বা আমার অফিসের আসলে যারা অথরাইজড মেম্বার আছেন, তারা মাইন্ড করবে না? যে আসলে আমি অন্য এক জায়গায় যেহেতু বিজনেস এস্টাবলিশ করতে চাচ্ছি? তাহলে কিভাবে সুন্দরভাবে তাদেরকে বোঝানো যায়?
জী। উম, হুম। আচ্ছা। নট নেসেসারিলি এটা আপনার অফিস কলিগস দের মধ্যেই ব্যাপারটা আ থাকতে হবে যে, তাদেরকেই আপনি নি নিয়ে আবার ব্যবসা করতে চাচ্ছেন। আপনার আশেপাশে, আপনি যাদের সাথে পড়াশোনা করেছেন, তারাও তো আ আইটি নিয়েই অবশ্য পড়াশোনা করেছেন। এই বিষয়ে হয়তো তারাও এক্সপার্ট। তাদেরকে কিন্তু আপনি এপ্রোচ করতে পারেন। অফিস কলিগদের মধ্যে যদি বিশ্বস্ত কেউ থাকে, যে হ্যাঁ, তাকে আপনি এপ্রোচ করতে পারেন, করতে পারেন। কিন্তু এক্ষেত্রে তো অবশ্যই, একটু আ মানে ঝুঁকি থেকেই যায়। যে অফিসের আ আ প্রেমিসেস এর বাইরে এ ভেতরে আপনি যদি এই ধরনের কিছু বলে থাকেন, তাহলে হয়তো অফিস অথরিটি এটা পছন্দ নাই করতে পারে। তো আপনি কিন্তু আপনার, ফ্রেন্ড সার্কেল এর মধ্যে যারা আছে, তাদেরকে এপ্রোচ করতে পারেন, যে আপনার সাথে তারা কাজ করতে চায় কিনা?
হুম। রাইট। হুম, হুম, রাইট। জি। আসলে এটা কিন্তু আপনি বেশ চমৎকার একটা idea দিয়েছেন। সত্যি আমি না এইভাবে কখনো মাথায় আসেনি। আ একটা দিক থেকে কিন্তু আমি তাহলে একটা step সত্যি এগিয়ে গেলাম আপনার idea থেকে। মানে আমি আসলে ভাবছিলাম যে কাদের সাথে কথা বলবো? আ আপনি তো আসলে একটা জিনিস বলেই দিলেন যে আমার friend দের কথা। আমি এইটা আসলে আগে চিন্তা করিনি। আমার কিন্তু বেশ কিছু friend আছে, যারা নতুন কিছু আসলে করতে চায়। আমি তাহলে ওদের সাথে একটু কথা বলে দেখব যে কেউ যদি interested হয়, আমি তো আসলে যেহেতু সময় খুঁজে পাচ্ছিলাম না আমার জব এর আ জন্য আসলে যে ব্যস্ততা আ weekend এ ও আসলে হয় না। At least যদি আমি ওদের সাথে contact করি হয়তো বা যারা একদম ফ্রি আছে নতুন কিছু করতে চাচ্ছে, তারা হয়তোবা আমাদের এই business টাতে full phase এ হয়তোবা effort দিতে পারে। দেওয়ার পরে হয়তোবা আসলে আমার এই স্বপ্নটাও অনেকটা পূরণ হয়ে যেতে পারে। But বেশ চমৎকারভাবে আসলে আপনি আমাকে সুন্দর advise দিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, আপনাকেও ধন্যবাদ। আপনি একটা সুন্দর উদ্যোগ নিতে চাচ্ছেন। আমি আশা করছি যে আপনি আপনার উদ্যোগে খুব সফল হবেন। আপনার জন্য অনেক শুভ কামনা থাকল। আশা করছি খুব ভালো থাকবেন। ধন্যবাদ।
জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।